একদম, একদম। আর দেখা যায় কি যে, যখনই এরকম কোন পরিস্থিতি হয় বা, মানে আ কি বলে? ঘুমানো আমার মানে না ঘুমানো লাগতে পারে। তাহলে আমি চেষ্টা করি কি যে অল্প হলেও ঘুমাইয়ে নিতে। মানে ব্যাপারটা এরকম যে আমি যদি মানে চেষ্টা করি যে ৮-৬ মানে ৬-৮ ঘন্টা, এটা একটা আমার মনে হয় যে একটা সুন্দর একটা সীমা আরকি। এটার বেশি ঘুমালেও অতিরিক্ত ঘুমানো হয়ে যায়। আর কম ঘুমালো একটু কম হয়ে যায়। কিন্তু আ চেষ্টা করি মানে ৪, ৫ ঘন্টাও যদি হয়, তাও একটু ঘুমিয়ে নেওয়ার। কারণ দেখা যায় ওই ৪, ৫ ঘন্টা ঘুমও কিন্তু মাঝেমধ্যে একটু কাজে দেয় আরকি আমার ক্ষেত্রে। আর আজকাল দেখা যায় কি যে, এই সোশ্যাল মিডিয়ার যে একটা যুগ বা, এত ধরনের মানে এ অ্যাপস আছে, যেগুলো দেখা যায় একটার পর একটা দেখতেই থাকি। মানে আ সময় যে আপনার কোথা থেকে পার হয়ে যাবে, এটা কিন্তু মানে মন মানে শেষই হবে না। মানে এরকম। তো এর জন্য
হু, হুম। আচ্ছা। হুম। অর্থাৎ, এইযে স্ক্রিন টাইমটা আসলে বেড়ে গেছে সবারই, কম বেশি। তাই তো?
হ্যাঁ, হ্যাঁ। কম আর বেশি। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করতেছে। কিন্তু এটা আমি মনে করি যে একটু সবাই যদি একটু নিয়ন্ত্রণে আনতে পারে বা, একটু যদি মানে নি নিজেদের মানে স্ক্রিন টাইমটা যদি একটু আ নিয়ন্ত্রণে আনতে পারে বা, নির্দিষ্ট একটা সময় যে, আমি দেখা গেছে কি আমি যেটা করে থাকি যে আ সকালে বা সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আমি ১/২ ঘন্টা একটা আ দ টাইম সেট করে দিছি যে, আমি ১/২ ঘন্টা দেখতে পারবো আরকি। পরে আবার ৬ টা থেকে আ মানে অ জি।
হুম। আচ্ছা। অর্থাৎ, আপনি আপনার এইযে স্ক্রিন টাইমটা একদম একটা সীমাবদ্ধতাবাহিক যে রুটিনের মধ্যে নিয়ে এসেছেন যে, এর বাইরে আপনি আর সময়টা অপচয় করবেন না। খুবই চমৎকার। তবে এটা আসলে আপনার এইযে ঘুম ভালো হওয়াতে আসলে কতটা হেল্প করছে বলে মনে হয়?
<chuckles> জি, জি। জি, ধন্যবাদ। আ আসলে দেখা গেছে কি যে, মোবাইল থেকে দূরে থাকাই কিন্তু একটা মানে কি বলবো? বিশাল অর্জনের মতন। তো আপনার যদি মোবাইল বা, এরকম কোন ইন্টারেস্টিং জিনিস আপনার আ হাতে না থাকে, যেটা এক কথায় আ খুব সহজে dopamine পাওয়া যায়। খুব আ খুব সহজে আনন্দ পাওয়া যায়। এগুলা যদি মানে আপনার হাতের নাগালে না থাকে, তাহলে যেকোনো জিনিসই কিন্তু এক কথায় আপনাকে আ সত্যি যে একটা আনন্দ দেয় বা, সত্যি যে একটা dopamine দেয় ওইটা পাবেন আরকি। যেটা আরকি আ মানে আপনার long term জিনিসের জন্য ভালো। হ্যাঁ, হ্যাঁ, তো এটার জন্য দেখা যায় আমি মানে ম মোবাইলের পরিবর্তে আমি আ বইকে আরকি বেছে নিয়েছি। দেখা যায় মোবাইল চালাচ্ছি না। তো ঠিক আছে। এখন তো কিছু তো একটা করতে হবে। তো একটা স্ক্রিন টাইম থেকে দূরে যেকোনো জিনিস, এটা হইতে পারে আ বই পড়া হতে পারে বা, হইতে পারে যে আমি একটু আ মানে কি বলে? আ বাসার সবার সাথে একটু আড্ডা দিলাম বা, দেখা গেল যে একটু হাঁটাহাঁটি করলেও কিন্তু মানে বেশ ভালো লাগে আরকি। মানে নি নিজের টাইম একটু আ ই করার চেষ্টা করি।
একদম। হুম। অর্থাৎ সুস্থ একটা আনন্দের অনুভূতি আপনি উপভোগ করতে পারবেন, তাই তো? আচ্ছা। হুম। অর্থাৎ আপনি পরিবারের সাথে একটা quality time spend করছেন এবং বলছিলেন যে আসলে বই পড়ার মতো সুন্দর কাজ আপনি সেই আ দেখা যাচ্ছে যে dopamine release এর অন্য উপায় হিসাবে নিয়ে নিয়েছেন। যেখানে আগে এইযে ডিভাইসের একটা আসক্তি ছিল। খুবই চমৎকারভাবে বললেন কিন্তু। তো সেইক্ষেত্রে আপনার এইযে জীবনের মান, সেটাও তো নিশ্চয়ই তখন উন্নতি হয়েছে, তাই তো?
হ্যাঁ, হ্যাঁ, একদম।